<smacks lips> কদিন ধরেই না বেশ একটা সমস্যার ভিতর দিয়ে যাচ্ছি। আ আসলে আ কাজ আ কাজ করতে গিয়ে ভীষণভাবে ক্লান্ত হয়ে যাচ্ছি। আমার কর্মক্ষেত্রে কাজের এতটাই চাপ আ ওটা করতে গিয়ে এত ক্লান্ত হচ্ছি আসলে আ পরবর্তীতে দেখা যাচ্ছে যে কাজ করতে গিয়ে আবার আ কাজটা আসলে ঠিকঠাক মতো করে উঠতে পাচ্ছি না। সময়ে সময়ের কাজটা সময়েও করতে পাচ্ছি না। আ সারাদিন কাজ করার ফলে বাড়িতে এসেও দেখা যাচ্ছে যে আ মেজাজটাও খিটখিটে হয়ে যাচ্ছে। ভীষণ খারাপ লাগছে। মানে আ বিশ্রামের সুযোগটাও আসলে ঠিকঠাক মত পাচ্ছি না। কি যে করব এখন আসলে বুঝে উঠতে পাচ্ছি না।
হু। ইয়ে হু, হু। হু, হু। উ বুঝতে হ্যাঁ, আসলে আপনার জ সমস্যা অনেক জটিল। কারণ আ সারাদিন অনেক পরিশ্রম করার পরেই যদি আ কাজের সীমাবদ্ধতা না থাকে এবং আপনি যে একটা পরিশ্রম করে এসে একটু রেস্ট করবেন, আ সেই সময়টা পাচ্ছেন না বা সুযোগটুকু হচ্ছে না। তো এটা না হলেও অনেক সময় আমাদেরকে অনেক খারাপ লাগে এটা এবং দেখা যাচ্ছে আমাদের শারীরিক এবং মানসিক সব বিষয়ের উপরেই একটা প্রভাব ফেলে। তো <clears throat> এটা আসলেই হতে দেওয়া ঠিক নয়। তো আপনার কাছে জানতে চাই যে আপনার ক্ষেত্রে কোনটা হচ্ছে যে, আপনার কাজের চাপ কি খুব বেশি? নাকি কাজের আসলে সময়সূচিটাকে আপনি মেইনটেইন করতে পারছেন না যে আপনার প্রবলেমটা কোন ধরনের সময়টাতে হচ্ছে আরকি? যদি এই ব্যাপারে একটু বলতেন আরকি।
হুম। কাজের চাপটা আসলে যে খুব একটা বেশি, তাও না, আবার খুব কমও না। তার কারণ, এটা সাধারণত আমি করেই আসছি। প্রথম থেকেই আসলে এভাবেই কাজ করে আসছি। আ কিন্তু কি হয়েছে কিছুদিন আগে, খানিকটা পরিবর্তন এসেছে। আ যেমন ধরুন আ আ আমরা আগে কাজ করতাম এরকম যে, সকালে শুরু করতাম এবং ৪ টার দিকে ৩ টার দিকে শেষ হয়ে যেত। সকাল ৯ টা থেকে ৩ টে ৪ টের ভেতরে কাজ শেষ হয়ে যেত। কিন্তু এখন কি একটা নিয়ম করেছে যে, দুপুরের দিকে খানিকটা সময় আসলে আ কাজটা অফ থাকে। যেমন ধরুন, ১২ টা থেকে এ ২ টো, ২ টো পর্যন্ত আসলে কাজের ইটা অফ থাকে। এবং যার ফলে কি হচ্ছে ওই আ বিকালের দিকে আরো ২ ঘন্টা পরে আসলে ছুটি হচ্ছে। তো, এই কারণে মনে হচ্ছে যেন কি আসলে বুঝতে পারছি না। আমি আসলে সেই যে, যে রেস্ট এর যে ব্যাপারটা, এইটা আসলে পাচ্ছি না। সে কাজ সেই একই ছিল। কিন্তু এই যে, যে সময়টা এদিক ওদিক হয়ে গিয়েছে, এখন আসলে মানে কোন সময়টাতে আসলে বিশ্রাম নিব, আর সেটাই আসলে এখন ঠিকঠাক মতো করে উঠতে পাচ্ছি না।
উম জ্বী। হুম। হু, হুম। জ্বী। হুম। জ্বী। হুম। হু, হুম। উম জি, আসলে বুঝতে পেরেছি। আসলে কাজের সময় যখন কাজ করার ক্ষেত্রে হুট করে চেঞ্জ হয়ে যায় তখন আমরা স্বাভাবিকই একটা সমস্যার মধ্যে পড়ে যাই। কারণ আমরা তো যখন একটা কাজ করি তখন তো নিজেদের মতোই কাজের মতো করেই আমরা আমাদের বাকি কাজগুলো, টাইমগুলো সেভাবে শিডিউল করে রেখে দেই যে এই কাজের পর আমরা ওই কাজ করবো। তো এটা হয়ে যায় অনেক সময়। কাজের ক্ষেত্রে হয়ে যায়। যাতে দেখা যাচ্ছে যে কাজের চাপ বেশি পড়ে যায় বা দেখা যাচ্ছে আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন তাদের এই সময় সাপ্লাই ভালো লাগবে বা প্রোডাকশন বেশি লাগবে। এজন্য হয়তোবা আপনাকে একটু বেশি করে কাজ করাচ্ছে। তো এটা আ হয়। এটা স আ এটা হয়। এটা মানতে হবে। কিন্তু আপনার ক্ষেত্রে কি এটা সবসময় হয় নাকি এটা খুব অল্প সময় থেকেই শুরু হয়ে গেছে? এ এই এই জিনিসটা যদি একটু ক্লিয়ার করতেন আরকি।
হুম। এ হ্যাঁ। এ হ্যাঁ। দেখুন, আসলে এই যে যে কাজটা আমি করছি এটা আমি অনেকদিন ধরেই এই কাজের সাথে, এই পেশার সাথে আসলে নিয়োজিত আছি। আ কিন্তু আ এই তো আ বেশ কিছুদিন হয়েছে প্রায় ২ মাসের মত। আ এই যে যে নতুন নিয়মটা এটা আসলে চালু করেছে। তো এটা করলে কি হচ্ছে? আ যে আমি আসলে আ আগে যেমন একটা আপনি বললেন যে, যেভাবে আসলে আমি আমার রুটিনটাকে ঠিক করে রেখেছিলাম সেই রুটিনটাতে বেশ স্বাভাবিক ছিলাম। বেশ স্বাচ্ছন্দ্যেই আসলে আ ছিলাম। দেখা যাচ্ছে যে কোন সমস্যা সেরকম হতো না। আমি বিকালের দিকে গিয়ে একটা মানে বিশ্রামের জন্য একটু সময় পেতাম। নিজের জন্য একটু সময় পেতাম। আ বন্ধু-বান্ধবের সাথে একটুখানি কথা বলে আসতাম। কিন্তু এখন কি হয়েছে ওই যে যে আ সকালে ঠিকই বের হচ্ছি। আ আর আমার বাড়ি ফিরতে, ফিরতে আগে যেমন আ ০৩ঃ০০ র দিকে ছুটি হলে ৩:৩০য় বাড়ি ফিরতাম বা ০৪ঃ০০ ছুটি হলে ৪:৩০ য় বাড়ি ফিরতাম। কিন্তু এখন ছুটিই হচ্ছে ০৬ঃ০০ র পরে। তো বাড়ি ফিরতে ফিরতে ০৭ঃ০০ বেজে যাচ্ছে। বাড়িতে এসে আ মোটামুটি ফ্রেশ হয়ে খাওয়া-দাওয়া করতে গিয়ে তারপরে দেখি যে আসলে সময় থাকে না। আ নিজের জন্য একটুও সময় থাকে না। তারপরে আ আসলে আবার দেখা যাচ্ছে যে কিছু চা কাজের প্রেশারও থাকে। ওই যে যে কাজটা আসলে করি, ওখান থেকে কিছু কাজ আসলে দিয়ে দেয় যেটা আসলে বাড়িতে এসেও করতে হয়। তো ওই যে যে হিসাব নিকাশ করতে গিয়ে মেলাতে গিয়ে আ আরো খানিকটা দেরি হয়ে যায়। তারপরে ঘুমটাও ঠিকঠাক মত হয় না। আবার সেই সকালে ঘুম থেকে ওঠা। তো এরকম করতে গিয়ে না আসলে আ নে এলোমেলো হয়ে যাচ্ছে সবকিছু। এখন কখন যে মানে সু ঘুমটাও ঠিকঠাক মতো আসলে হচ্ছে না রাতের দিকে।
আচ্ছা। উ। হুম। উম জি। হুম, হুম। উম জি। হুম। হুম। উম জি, জি। আসলে বুঝতে পেরেছি। আপনি অনেকটা সমস্যার মধ্যে দিয়ে আছেন। আপনার কাজের চাপটাকে আপনি খুব ভালো করে অনুভব করছেন। তো আ হ্যাঁ, এটা হয়। তো আমাদের সর্বপ্রথম আগে জানতে হয় যে কাজের ধরণটা কী। তো আপনার কাজের ধরণটা যদি ধরে নিই যদি আপনার অফিশিয়াল কোন জব হয় যে আপনাকে বাড়ি থেকে গিয়ে সেখানে করতে হচ্ছে। তো সেক্ষেত্রে হয় কি? যে অফিসিয়াল কাজগুলোতে অনেকটা অফিসের মধ্যে যখন আমরা কাজ করি তখন আ একটা চাপ থেকেই থাকে। তো আপনার ক্ষেত্রে তো অবশ্যই তো নিয়ম মনে হয় অফিসে আছে যে ১ ঘন্টা বা ২ ঘন্টা কাজ করার পরে যে এ ৫ মিনিট বা ১০ মিনিট টি-ব্রেক বা এই ধরনের কিছু একটা ব্রেক নেয়া যেতে পারে বা এই ধরনের একটু ব্রেক অফিস থেকে দেয়ার কথা। যদি না দেয় তবে আপনি আপনার সময় বের করে নিয়ে একটু মাঝে মধ্যে ৫ মিনিট বা ১০ মিনিটের জন্য একটু আ চা খাওয়ার জন্য বের হবেন। একটু হাঁটাহাঁটি করবেন বা একটু কথা বলবেন। তো এক্ষেত্রে এভাবেও আপনি আপনার আসলে কাজের চাপটাকে কমাইতে পারেন বা একটু এই আ চা খেতে, খেতে একটু বিশ্রাম নিতে পারেন। আর বিশেষ করে এখন এখনকার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এ এখন আমাদের যুগ-জামানাটাই এমন চলে এসেছে যে সবাই এখন শুধু কাজেই চায়। আসলে বিশ্রামের দিকে আসলে এখন আর কারো অতটা ইয়ে নাই, দেখা যাচ্ছে যারা আমরা কাজ করি। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে ভাই। <tsk> কাজ করতে হবে এবং নিজের কাজের সময় অনুযায়ী আপনাকে আপনার ওই কাজের মধ্যে দিয়ে আপনাকে আসলে চেষ্টা করতে হবে যে আপনি কোন সময়টাতে আপনার জন্য একটু রিল্যাক্স টাইম বের করতে পারবেন। ৫ মিনিট হোক, ১০ মিনিট হোক। সেটা আপনি আপনার কাজের ফাঁকে, ফাঁকে ১ ঘণ্টা পর, পর আপনি ১টা করে ব্রেক নেন। আপনি আ সেটা এমনভাবে নেন যেন আপনার বসও ওইভাবে যেন বুঝতে না পারে যে আপনি একটু রেস্ট করতেছেন। কিন্তু আপনি আসলে দেখাবেন যে আপনি কাজ করছেন। তো কাজটাকে অল্প, অল্প করে ভাগ করে নেন। জি।
হুম। হু, হুম। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা। হুম, বুঝতে পেরেছি। হুম। আচ্ছা। উম আপনি আসলে যেটা বললেন আ ভালোই লাগছে। মনে হচ্ছে যেন আ এই বিষয়টা আসলে কাজে আসতে পারে। কিন্তু আ আরেকটা সমস্যা হচ্ছে। দেখুন, আমি তো আসলে আমাদের যে ও কা কর্মক্ষেত্র, আমাকে তো আসলে আ ফিল্ডে বের হতে হয়। সেখানে আ বিভিন্ন ধরনের এ কোম্পানিতে আসলে প্রোডাক্ট ডেলিভারি দিতে হয়। তো এই যে যে ব্যাপারটা, এখানে তো আসলে ওই আ ১ ঘণ্টা করে যে আ মাঝখানে আসলে সুযোগ করে একটুখানি ছুটি কাটাবো সেটা আসলে হয়ে উঠে না। তবে হ্যাঁ, আপনি যেমনটা বলছিলেন আ যে এখানে চা খাওয়ার জন্য একটুখানি সময় আসলে অনেক সময় হয়। আ গাড়িতেই তো সারাদিন বসে থাকি। আ কখনো, কখনো গাড়ি থামিয়ে খানিকটা চাটা খাওয়া হয়। তবে হ্যাঁ, এই যে যে ১ ঘণ্টা এভাবে আসলে ছু ছুটি না থাকলেও আ ওই যে বললাম আ ২ টো আ দু সরি ১২ঃ০০ থেকে ০২ঃ০০ পর্যন্ত কিন্তু আসলে একটা আ টিফিন টাইম দেয়।
জি। হু। আচ্ছা। জি, জি। আ হ্যাঁ। আচ্ছ হুম, হুম। অ আচ্ছা। তো এইটা এতোটা ভালো জিনিস। আর যেহেতু আপনি আ আপনি ফিল্ডেই জব করেন তো আমি তো মনে এ এটা তো আরো সহজ ব্যাপার একটা যে বিশ্রাম নেয়ার জন্য নিজের মধ্যে। তো ফিল্ডের জবগুলোতে একটু চাপ থেকেই থাকে আমাদের উপরে অ্যা অনেকের উপরেই থাকে। তো এক্ষেত্রে হয় কি? যে যখন আপনি হয়তো আপনার গন্তব্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, তো আপনি যাওয়ার মধ্যেই দেখা যাচ্ছে যে আপনি এক জায়গায় কাজ করলেন একটা মার্কেটে গিয়ে যে আপনি ১ ঘণ্টা, ২ ঘণ্টা কাজ করার পরে ওখান থেকে আপনাকে অন্য একটা মার্কেটে মুভ করতে হচ্ছে। এই যাওয়ার পথেই আপনি হয়তো একটু ধীরে যেতে পারেন যে আপনার এ খুব চাপ হয়ে গেছে, আপনি একটু আ হয়তো একটু বিশ্রাম নেয়া প্রয়োজন আপনার, আপনি যেটা মনে করছেন কিন্তু আপনি চাইলেও সেটা বসে বা শুয়ে কোথাও সেই বিশ্রামটা নিতে পারছেন না। কারণ সেই অপশনটা নাই আপনার হাতে। তো এক্ষেত্রে আপনি কোথাও যাওয়ার সময় দেখা যাচ্ছে আপনি একটু ধীরে যাবেন আপনার কাজের ক্ষেত্রে, আপনি একটু ধীরে আস্তে-ধীরেই যান। আপনি যাচ্ছেনিই আপনি আস্তে-ধীরেই যান। তো এভাবে আসলে অ্যাগ সময়টা বের করে নিতে হবে ভাই। আসলে দেখা যাচ্ছে যে আপনি যে ধরনের প্রবলেমের মধ্যেই থাকবেন, আপনার প্রবলেমটাকে আসলে নিজে থেকেই আপনার কাজ অনুপাতেই কিন্তু সেইটা সমাধান করতে হবে যে আপনি কোন, কোন সময়গুলোতে হ্যাঁ, জ্বী।
হ্যাঁ। হু। হুম, হু। হ্যাঁ। হুম। হুম, হু। এখানে কিন্তু আসলে একটা এখানে কিন্তু একটুখানি ভয় হচ্ছে যে একটা অ মানে কনফিউশন রয়েছে। অ্যা ধরুন এইযে আমি আ আ কাজের ভিতরে যদি একটুখানি বিশ্রাম নিতে যাই আ বা একটুখানি যদি দেরি, দেরি করে কাজটা করতে যাই তখন তো আসলে আমার যে একটা টার্গেট থাকে প্রতিদিনের, আ সেটা হয়তোবা আমি সঠিকভাবে করে উঠতে পারবোনা। তো সেক্ষেত্রে তো আ আমার মনে হচ্ছে যে আরো অ আমি আরো বেশি চাপের আ সম্মুখীন হয়ে পড়বো। আ নাকি আসলে আ আমার যে আসলে এ এইযে যে লিমিটটা, লিমিটটাকে খানিকটা কমিও নেবো কিনা? আমি সেটাও আসলে বুঝতে পারছি না। সেক্ষেত্রে কি করাটা আ উচিত হবে বলে আপনি মনে করছেন? যদি একটু বলতেন।
হুম, জ্বী। হুম, হু। আচ্ছা। আ হ্যাঁ, দেখেন আপনার যদি লিমিট যদি থাকে তাহলে সেক্ষেত্রে আ আসলে এটাকে চাপ মনে করা যাবে না। আর আ আমি যেটা প্রথমে বলবো যে, আপনি যেই বিশ্রামের কথা বলছেন তাহলে হয়তোবা ওই বিশ্রামটা এখন নেওয়া যেতে পা না যেতে পারে। কারণটা হচ্ছে আপনি প্রথমের দিকে যদি একটু আপনার কাজের দিকে বেশি ফোকাস করেন যে, আপনি আপনার মার্কেটটাকে গুছায় নিলেন, ধরে নিলাম আপনি মার্কেটে জব করেন। তো আপনি আপনার মার্কেটটাকে কিছুদিন বেশি করে সময় দিলেন, আপনার যেটা সময় তার থেকে এক্সট্রা ১/২ ঘণ্টা, ১ ঘণ্টা আপনি আরো বেশি দিলেন। দিয়ে কি করলেন? আপনি আপনার কাস্টমারটাকে রে রেডি করলেন। এমনভাবে তাদেরকে অ্যা মানে কনভিন্স করলেন যে আপনি তখন তাদের কাছে না গিয়ে আপনি ফোনের মাধ্যমে তাদের কাছ থেকে অ্যা কাজ করে নিতে পারবেন বা তাদের অর্ডারগুলো আপনি করতে পারবেন। তো প্রথমের দিকে যদি আপনি এইভাবে একটু সময় বেশি করে দিয়ে এ গ দিতে পারেন প্রতি লোকের কাছে তাহলে দেখবেন যে অ্যা ১ মাস, ২ মাস পরে আপনার মাঠটা খুব গোছানো হয়ে যাবে। যেখানে আপনাকে যে জায়গাগুলোতে আপনাকে প্রতিদিন যেতে হতো বা সপ্তাহে ২ দিন, ১ দিন যেতে হতো। আপনি ওই জায়গাগুলোতে আপনি এক জায়গা থেকেই তখন ফোনের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। তাদের সাথে সম্পর্কটা তারা যখন ভালো করব হ্যাঁ, তাতে দেখবেন যে আপনার পরবর্তী মাসে আপনি বাসায় যদি সারাদিন শুয়ে থাকেন, তাও আপনার অফিস থেকে আসলে আপনাকে দেখতে আসবে না, কারণ অফিস সবসময় কাজ চায় আমাদের কাছ থেকে। যে আপনি তার সময় মতো তার অফিসের কাজটা অফিসকে বুঝায় দিতে পারলে সে আপনার উপরে আর কোনো চিল্লাচিলি করবে না। তো অনেক ক্ষেত্রে অনেকে এই ধরনের টেকনিকগুলো অবশ্যই অবলম্বন করে। তো আপনি এটা করতে পারেন।
উম। হুম, হু। অ্যা হ্যাঁ। আচ্ছা। হুম। আচ্ছা। হুম। হ্যাঁ। না, এটা কিন্তু দারুণ বলেছেন। না, সত্যি। উহু, হু। উহু এটা কিন্তু সত্যি আপনি দারুণ বলেছেন এবং আ আপনি এই যে যে ব্যাপারগুলো সম্পর্কে আমাকে বলছিলেন আমার শুনে কিন্তু ভীষণ মানে এখনই বেশ ভালো লাগছিলো এবং আ পজিটিভ একটা কিন্তু আসলে ব্যাপার আমার ভিতরে কাজ করছিলো। আমার মনে হচ্ছে যে হ্যাঁ, আ এখন মনে হয় আমি আসলে নিজেকে গুছিয়ে নিতে পারবো। এই যে যে কথাটা আসলে আপনি বললেন আ যে আ মার্কেটটাকে আসলে আগে নিজের মতো করে গুছিয়ে নেওয়া যে বিষয়টা। সত্যি এটা আমি আগে কখনো ভেবে দেখিনি। আ তো এটা আমি করে দেখবো। এটা আ আচ্ছা এটা করতে গেলে কি কখনো আ অফিস থেকে কোনো চাপের সৃষ্টি হতে পারে? তো যদি হয় তখন তাকে কিভাবে আসলে বুঝিয়ে বল বলা যেতে পারে?
উ হু, জি। উ হু। হু। হুম। জ হ্যাঁ, জি। হ্যাঁ। আ আসলে দেখুন এই ধরনের কাজ করলে অফিস থেকে চাপের সৃষ্টি হয় না। কারণটা হচ্ছে যে অফিস ওই যে আপনার কাছ থেকে কাজ চাবে আর আপনি তাদের জন্য যতো বেশি ক্লায়েন্ট রেডি করতে পারবেন সেটা আ অফিসের জন্যও ভালো, আপনার জন্যও ভালো। তো এইটা হচ্ছে একেক জনের আপনি একটা টেকনিক খাটায় খাটাই করতে পারেন। কারণ দেখা যাচ্ছে যে হ্যাঁ, তো আপনি অবশ্যই চাইবেন। এইভাবে করলেই দেখা যাবে যে একটা সময় গিয়ে আপনার প্রথমের দিকে একটু চাপ থাকবেই। পরে একটা সময় গিয়ে দেখবেন যে আপনার সবকিছু স সব আপনার আয়ত্তের মধ্যেই আছে। আপনি আপনার মতো করেই সেটা করতে পারবেন।
হু, হুম। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। হু, হু, হুম। এবার বুঝতে পেরেছি। এবার আসলেই বুঝতে পেরেছি। হুম। হ্যাঁ, হ্যাঁ। এটা ঠিক। জি। এরকমটা করলে আমি মনে হচ্ছে যে এবার খানিকটা আসলে নিজের জন্য সময় বের করতে পারবো। কারণ একটা একটা মাস যদি একটুখানি কষ্ট করি তো পরবর্তী মাসে হয়তোবা আসলে এরকম একটা যেমনটা বললেন একটা ভালো সময় আমি বের করতে পারবো। বাড়িতে বসে আ মোবাইলে হয়তোবা আ সপ্তাহে ২ দিন বা ৩ দিন বের হলে আমার আসলে এই কাজটা আমি গুছিয়ে নিতে পারবো বলে মনে হচ্ছে। বেশ হালকা আসলে এখন মনে হচ্ছে আমার। অনুভব হচ্ছে। ভীষণ ভালো লেগেছে আপনার আ কথাগুলো। আমি মনে হয় এগুলো আসলে আমার জীবনে আ কাজে লাগাতে পারলে আমি মনে হয় সমস্যা থেকে বের হতে পারবো। সত্যিই আপনি দারুণ বললেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর আ করে বুঝিয়ে বলার জন্য।
হু। হু, জি। হ্যাঁ, রাইট। হু, হু। হু, জি। আ হু। উ জি। জি আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে শুভকামনা জানাচ্ছি আপনার কাজের জন্য। যাতে আপনি আপনার কাজের সীমানা আ ঠিক রাখতে